ওরা হয়তোবা শিখেছে এই ভাষাটা। কারণ ওখানে তো অনেক টুরিস্ট যায় অ্যা বেড়াইতে। তো সেই ক্ষেত্রে যেহেতু ভাষা না জানার জন্য কিন্তু একটা বিব্রতকর পরিস্থিতিতে যে কেউ পড়তে পারে। তো আমার মনে হয় এই এই এর জন্যই হয়তোবা ওদের এই ভাষাটা শেখা। তারপরে ওরা যখন ও নিজেদের সাথে কথা বলছিল তখন কিভাবে যেন বলছিল, সেটা অ্যা মানে বোঝার উপায় নেই। <chuckles>
একদমই ঠিক। ঠিকই বলেছেন। বাহ! বেশ চমৎকার! <chuckles> ভিন্ন একটা ভাষা। আপনি হয়তো কখনো সেরকম ভাষা শুনেননি। ঐরকম একটা ভাষায় কথা বলে স্বাভাবিক। আপনি যেমনটা বলছিলেন যে বোঝা বেশ কঠিন।
হ্যাঁ একদমই। হ্যাঁ একদমই। আ তো তারপরে ওরা কিন্তু আমাকে অবশ্যই অভ্যর্থনা জানিয়েছিল। অ স্বাগতম জানিয়েছিল। আ এমনকি ওদের ওখানে অ্যা মানে আমাকে বসতে দিয়েছিল। তারপরে হচ্ছে অ্যা বিশেষ এক ধরনের অ্যা শরবত তৈরি করে এনে দিয়েছিল। তো কুকুরটা কিন্তু ওদের সাথেই ছিল মানে আমাদের সাথেই যখন আম
বাহ! বেশ চমৎকার! তো এই যে, এইযে যে শরবতের কথা যে বললেন সেই শরবতটা আসলে কি দিয়ে তৈরি? আপনি কি অ্যা যেহেতু পাহাড়ের লোকজন আসলে আপনি বলছিলেন যে, ভিন্ন, ভিন্ন রকম খাবার তারা খেয়ে থাকে। তো আসলে তারা যখন খাবারগুলো দিচ্ছিল আপনাকে, আপনি কি সবগুলো কি আসলে বুঝে শুনে তারপর খেয়েছেন?
হ্যাঁ একদমই। অ্যা অবশ্যই হচ্ছে এটা আসলে বুঝে শুনেই খেতে হবে। কারণ আ পাহাড়ি মানুষজন কিন্তু ওই যে কিছুক্ষণ আগেও কিন্তু আমি বললাম যে ওরা কিন্তু শামুক থেকে শুরু করে অ্যা বিভিন্ন ধরনের অ্যা খাবার খায় যেগুলো কিন্তু আমরা আ সচরাচর এড়িয়ে চলি। হ্যাঁ, হ্যাঁ।
হুম একদমই ঠিক। সচরাচর খাওয়া হয় না। একদমই ঠিক। বাহ! বেশ চমৎকার! তো সেই শরবতটা কি দিয়ে তৈরি ছিল?
আ ওই শরবতটা আসলে অ্যা লেবু শরবত ছিল। ওরা হয়তোবা অ যথা সম্ভব জানে যে ওদের যে শরবত হয়তো বা অন্যভাবেও মিক্সিং করে অ্যা ওরা খেতে পারে। তো সেক্ষেত্রে অ্যা আমাকে শুধু লেবু শরবত দিয়েছিল হচ্ছে লবণ দিয়ে গুলিয়ে। তো আমি আসলে এক এক চুমুক মুখে
বাহ! বেশ চমৎকার। সেটা কি সাধারণ লেবুর শরবতই ছিল যেটা নরমাল আপনি খেয়ে থাকেন? নাকি একটু ভিন্ন রকম কিছু ছিল?
অ্যা ওটা আসলে এ সাধারণই ছিল। আ আমি যখন খেয়েছি, তখন আমি এক চুমুক নেওয়ার পরে আসলে বুঝতে পেরেছি যে, অ্যা হ্যাঁ এটা আসলে লেবুর শরবত এটা কা মানে খাওয়াই যাবে। তো ওই ওই কুকুরটা কিন্তু তখনও মানে সাথে ছিল, মানে যারা আমার আশেপাশে ছিল। ও কিন্তু মানে তখনও মানে আমাদের আশেপাশেই ছিল। তো এই জিনিসটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে।
বাহ! বেশ চমৎকার!